এই ক্ষেত্রগুলোতে যেটা আরকি আ সবথেকে ভালো একটা উপায় হলো যে দেখেন আ এখানে আপনি কোন জায়গায় কোন একটা জায়গায় পেমেন্ট করছেন। দেখা গেল যে আসলে আপনি আম বাজার করলেন, বাজার করার পরে আসলে এখানে বিকাশের থেকে পেমেন্ট করছেন। তো সেক্ষেত্রে আপ তারা হয়তো একটা QR Code দিলো। এখন ওই QR Code এর সাথে ওই যে আপনি যে শপটা থেকে বা যে দোকানটা থেকে আসলে পণ্য সামগ্রী কিনছেন, তো ওই আ আপনার QR Code এর সাথে QR Code টা কিন্তু আসলে স্ক্যান করলে ঐখানে আ নাম্বারেরও স টাও show করে সাথে আপনার নামটাও কিন্তু আসলে show করে। তো এখন আ
উম আচ্ছা। উম আচ্ছা মানে সঠিক QR Code কিনা এটা যাচাই করতে হবে, তাই তো?
আ হ্যাঁ অবশ্যই দেখেন। আপনি আ দেখা গেল যে আসলে আপনি এক্স নামের একটা আ দোকান থেকে আসলে জামাকাপড় কিনলেন। এখন কেনার পরে আ আপনার QR Code show করছে যে ওয়াই। তোপ এখানে তো আসলে একটু সমস্যা আছে, তাই না? এখানে দোকানটার নাম তো হওয়া উচিত এক্স, তাই না? তো এইখানে ওই জিনিসটা যদি আসলে আপনি আ একটু চোখ-কান খোলা রেখে আসলে পেমেন্টটা করেন তাহলে কিন্তু আসলে আপনি সঠিক জায়গায় পেমেন্ট করছেন নাকি ভুল জায়গায়? হুম এই চুক্তিটা আসলে অনেক বেশি।
হুম। আচ্ছা। অবশ্যই। হু, হু। এই ঝুঁকিটা আসলে থাকবে না। অবশ্যই তাহলে এরকম ডিজিটাল পেমেন্ট করতে গেলে আসলে সবসময় কিন্তু এই ব্যাপার গুলোর দিকে একটু নজর দিতে হবে। আ তবে আপনি আসলে এখন এই ডিজিটাল পেমেন্টটা মানে কোন, কোন পর্যায়ে ব্যবহার ও করছেন বা আগে তো একটা সময় ছিল যে খুব নির্দিষ্ট কিছু মাধ্যমে ব্যবহার করতে হতো বা শুধুমাত্র অনলাইন শপিং এ। তবে আপনার ক্ষেত্রে এখন আপনি আসলে এটা কতটা ব্যবহার করছেন?
উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। অ্যাহ অ্যা আচ্ছা। বলতে পারেন যে আসলে ব্যা রেস্টুরেন্টে যে খাবার খেতে গেলেও আসলে বিলটা ওই bKash এর মাধ্যমেই দেওয়া হয়। আর বিশেষ করে যখন Uber ভাড়া তারপরে আপনার আ প্রায় দৈনন্দিন সকল ক্ষেত্রে যেগুলোতে আসলে যতগুলো আ পর্যায় সম্ভব আরকি ডিজিটাল পেমেন্টটা করা আরকি। সেই সকল পর্যায়ে যেমন ফার্মেসি তারপরে আপনার আ অনেক সময় চালের দোকান তোপ মানে যতগুলো যেখানে, যেখানে আসলে সম্ভব হয়।
হু। আচ্ছা মানে যত জায়গাতে সম্ভব আসলে?

জ্বি, একদম বিষয়টা হলো এখানে একই ব্যাপার আরকি। তবে হ্যাঁ, এখন তো আসলে এ এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়া যেমন আরও ডিজিটাল পেমেন্ট আছে। বিকাশ, নগদ এগুলো আছে। তো এই ক্ষেত্রগুলোতে যদি আসি
আ হ্যাঁ। অন্যান্য যে সকল অ্যাপ্লিকেশন বা মাধ্যমগুলো রয়েছে।
এ হ্যাঁ। একদম। তো এই ক্ষেত্রগুলোতে যদি আসি, তাহলে এই ক্ষেত্রগুলোতে আসলে মানুষ আসলে প্রতারণার যে চক্র আছে বা এই ফাঁদে পা দিয়ে নি একটু বেশি। এই কারণেই যে, আ হয় কি, আপনার মানুষ অসচেতন হবার কারণে হয়তো দেখা গেল, যে আ কোন একজন প্রতারক চক্রের একজন ব্যক্তি আরকি কল দিয়ে বলছে যে, আ আমি বিকাশ থেকে অমুক বলছি। তো আপনার বিকাশ অ্যাকাউন্টে তো আসলে কোন একটা সমস্যা হয়েছে। তো আ স খুবই দ্রুত সমাধান করা লাগবে। আ তার জন্য আসলে যে
আচ্ছা। হুুউ। আচ্ছা, মানে মানুষকে মিথ্যা একটা ভয় দেখাচ্ছে এবং তারা দাবি করছে যে তারা এই সকল পেমেন্ট প্লাটফর্ম এর লোক, তাইতো?
এ হ্যাঁ। একদম। তো এখন এইখানে যদি আসলে সচেতন থাকা হতো বা একটু আ যদি জেনারেল নোলেজ থাকতো, তাহলে কিন্তু আসলে হতো কি যে, আপনার আ বিকাশ থেকে আমাকে ফোন দিয়েছে, ঠিক আছে তাহলে তারা এটা তো আসলে তাদেরই প্রা মানে একটা সার্ভিস বা প্ল্যাটফর্ম; তো এখন তাদেরই যেহেতু সবকিছু তাদের তো আসলে আমার থেকে ওটিপি শুনে নেওয়ার দরকার নেই, তারা তো নিজেরাই করতে পারে, তাই না? এখানে তো তাদের কাছে সম্পূর্ণ বিষয়টাই আছে হুম।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। বেশ চমৎকার একটা পয়েন্ট কিন্তু আপনি বললেন। তবে এই যে, আপনি একটা কথা বলছিলেন, যে আসলে আ এখানে সতর্কতামূলক যে ব্যাপারটা। তো বা এই যে আ যেহেতু কল করছে এবং কেউ দাবি করছে যে সে আসলে এই প্লাটফর্ম এর লোক। তো এই ব্যাপারটা আসলে নিশ্চিত হওয়ার কি উপায় আছে যে, সে আদৌ আসলে এই প্লাটফর্ম এর লোক কিনা?
উম জি। হ্যাঁ। আ আচ্ছা। দেখেন, এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকটা ব্যাংকের ব্যাংকিং সেক্টরের কিন্তু আসলে একটা নির্দিষ্ট আরকি একটা কোড নাম্বার থাকে। যেমন ধরেন আসলে ন আ এক্স y z এরকম একটা কিন্তু আসলে নির্দিষ্ট প্যাটার্ন একটা নাম্বার থাকে। ওই নাম্বারটাই কিন্তু আসলে তারা সবসময়ের জন্য ব্যবহার করে। তো এখন অন্য কোন একজন ব্যক্তি
হু। হু। আচ্ছা। আচ্ছা, তার অর্থাৎ তাদের অনুমোদিত একটা নাম্বার, বা তাদের ব্যবহৃত একটা প্রচারিত বহুল প্রচারিত নাম্বার তারা ব্যবহার করবে। তাই তো?
উম জ্বী।

আচ্ছা। তো সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে, আপনার যে, ওয়েবসাইটটা থাকবে আপ ওই ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করে আপনি জাস্ট আ Trustpilot এ যেয়ে যখন আসলে আপ সার্চ করবেন তো ওইখানে না আসলে আপনার আ ওই লিঙ্কটার যে, কমেন্টগুলো বা ফিডব্যাকগুলো আছে সেগুলো কিন্তু আসলে আ নীচে শো করে সাথে রেটিংও শো করে তবে আ আমি বলব যে, আসলে ক আ সবসময়ের জন্য রেটিংয়ের যে, উপরে ভরসা করার যে, ব্যাপারটা আছে সেটা করা তা কোনোভাবেই উচিত না। এই কারণেই যে, এখানে হয় কি, আ আপনি যখন আসলে রেটিং এর উপরে ভরসা করতে যাবেন, রেটিং কিন্তু আসলে কেনা যায়। আবার কমে ফিডব্যাক ও কেনা যায়।
হ্যাঁ। আচ্ছা। হু, হুম। মানে আসলে অ অনেক বেশি রেটিং আছে কিনা এটা তো অনেকেই দেখতে পছন্দ করেন। তো আসলে এটা এটার উপর ভরসাটা করা ঠিক হচ্ছে না আ বা ঠিক হবে না বলছিলেন। তো এটা একটু বুঝিয়ে বলেন আসলে।
উম জি। হ্যাঁ। একদম। কারণ ব্যাপারটা হলো যে, এখানে রেটিংটা আ বাহিরে কিনতে পাওয়া যায়। বা এটা আসলে আপ তাদের কোনো একটা উপায় আছে। সেই উপায় দিয়ে আসলে আ রেটিং আর ফিডব্যাক টা বাড়ায়। তো
আচ্ছা। মানে এটার পেছনে আসলে কোন রকম ইঞ্জিনিয়ারিং করা সম্ভব বা আসলে এটা ক্রয় করে আব প্রচারণা দেখানো সম্ভব, তাইতো?
অ্যা হ্যাঁ। <chuckles> একদম। ব্যাপারটা হলো এটাই আরকি একদম। আ সাথে আমি বলবো যে, feedback টা আসলে পড়া একেবারে ওই জরুরি একটা ব্যাপার বা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার এই ক্ষেত্রে। কারণ আ feedback টা যখন আসলে আপনি পড়বেন যে, ও না দিস সাইড ইস গুড, দিস সাইড ইস গুড। তো এখন এমন যখন আসলে সবগুলো feedback ই যখন এমন ত হবে তখন কিন্তু আসলে আপনি দেখেই বুঝে যাবেন যে, না একই কমেন্ট বা একই রকমের বা একই ধাঁচে লেখা যেহেতু, সেহেতু আব এখানে হয়তো কোনো একটা সমস্যা আছে বা এইখানে আসলে ঝামেলা আছে।
হুম। আচ্ছা। উম আচ্ছা। মানে আসলে লেখার প্যাটার্ন দেখে বোঝা যেতে পারে যে, এটা আসলে আ কেউ আ বারবার একই কথা আসছে, বারবার একই শব্দ ব্যবহার করছে। বেশ চমৎকার একটা উপায় বললেন। এছাড়া আর কি, কি দেখা যেতে পারে?
উম জি। কারণ হ্যাঁ। সেটাই। হ্যাঁ, এখানে এখানে আসলে আপনি যদি দেখেন, যে, এই যে, সাধারণ মানুষ যদি চিন্তা করেন। যে, আপনি আসলে যদি feedback দেওয়া হ লাগতো তাহলে আপনি কিভাবে দিতেন। তো এছাড়া আর কি উপায় আছে? এছাড়া আ পণ্য দেখেও আসলে একটু আরকি আ নিরাপদে অর্ডার ক মানে দেখে শুনে অর্ডার করতে হবে। যেমন আমি আ কিছুদিন আসলে আগে আসলে আ ই-কমার্স ওয়েবসাইট এ আপনার একটা গাড়ি দেখছিলাম। আ খেলনা বাড়ি, গাড়ি বা টয় কার যেটা আছে। তো ঐখানের যে, কমেন্ট গুলো বা যারা আর কি প্রশ্ন করেছিল। তো এইখানে একজন প্রশ্ন করেছিল যে, এটা কি ব্যাটারি চালিত? তো ঐখানে রিপ্লাই ছিল যে, available তারপরে আরেকজন বলেছে যে, এটা কি rechargeable
আচ্ছা। উম আচ্ছা। আচ্ছা মানে যোগাযোগটা আসলে আ সঠিক বা যোগাযোগটা আসলে আ দেখা যাচ্ছে যে, প্রশ্নের উত্তরটা পাওয়া যাচ্ছে না। এটাও তাহলে একটা লক্ষণ হতে পারে।
আ হ্যাঁ।